সেখানে শুরুতেই অনেকখানি কথা হয়তোবা নিজে আগ বাড়িয়ে অনেক বেশি কথা না বলা যে, নরম ও স্পষ্টভাবে যোগাযোগটা যেটুকু বলবেন সেটুকু হয়তো খুব স্পষ্টভাবে বা, নরমভাবে বললেন বা, আপনাকে কেউ জিজ্ঞাসা করলে শুরুতেই। বাট শুরুতেই একটু context টা আগে বুঝে নিয়ে তারপর আপনার কথাবার্তা শুরু করা আরকি। সেটা কিন্তু আপনার মানে সবাই ভালোভাবেই নেয়া উ ধরেন আমি আমি আপনার এবং আমার উদাহরণটাও যদি দেই, আপনি কিন্তু নিজে থেকে এসে আমার কাছে একটা আ উ পরামর্শের জন্য বলছেন আরকি। হ্যাঁ। সো আমি কিন্তু হঠাৎ এখানে যদি আপনার কথার মাঝখানেই অনেক কথা বলে ফেলা শুরু করতাম, হয়তো আপনি এই ব্যাপারটা খুব একটা ভালোভাবে নিতেন না। "উনি তো আমার সমস্যায় শুনছেন না।" হ্যাঁ? সো অনেকটা এইরকম আরকি যখন আপনি অন্য কোন forum এ কারো সঙ্গে কথা বলছেন। হ্যাঁ? সেটা একটু চেষ্টা করে দেখতে পারেন। আপনার কি মনে হয় এটা করা সম্ভব যে আপনি একটু আগে নিজে শুনলেন, কা context টা বুঝলেন। তারপর হয়তো আস্তে, আস্তে input দিলেন। আস্তে, আস্তে আপনি দেখলেন যে, "হ্যাঁ, মিশেও যাচ্ছি।" অথবা কোন ক্ষেত্রে যদি মনে হয় যে আপনার মনের মিল হচ্ছেন আপনি নিজে থেকেই বের হয়ে চলে আসলেন। এটা কি করা সম্ভব?
আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। জি। জি, জি। জি, জি, জি। হুম, হুম। আচ্ছা। জি, জি। হুম, হুম। এহ উ, হু। হ্যাঁ, স সম্ভব মানে ১ম, ১ম তো আ একটু কষ্ট হবে বা, ভুলে যাব। কারণ এতদিনে দীর্ঘ নিজের আ আমি যা, আমি আমার আমিকে একটু পাল্টাতে হবে এবং এই পাল্টানো আপনি যেটা বলছিলেন যে আমি অনেকটাই সমাধানের পথে গিয়েছি। কিন্তু সমাধানটা কীভাবে করবো সেটা বুঝছি বুঝতে পারছি না। হ্যাঁ? সেটা হল কি? যে আমি চ পাল্টাতে হবে এইটুকু বুঝেছি। কিন্তু কীভাবে পাল্টাবো সেই একটা পথ আপনি বললেন খুব চমৎকার। হয়তো খুব সহজে হবে না। কিন্তু চট করে মাথায় রেখে রাখবো যে মাথায় চলে আসবে যে আমাকে একজন পরামর্শ দিয়েছিলেন। "১ম এই কথা বলবেন না, একটু বুঝে নেন।" হ্যাঁ চেষ্টা করবো। অবশ্যই চেষ্টা করতে হবে আমাকে। খুব সুন্দর বলেছেন আসলে।
অবশ্যই। জি। জি, ধন্যবাদ। আর আর তারপরে আ আমি আবার বলছি আপনার নিজেকে পরিবর্তন করে ফেলাটা আসলে উচিতও না। নিজের সবার নিজস্ব একটা ব্যক্তিত্ব আছে। সো আপনি তারপর ধীরে, ধীরে নৈকট্যটা বাড়ান আরকি। আমি কিন্তু আপনাকে পরিবর্তন করে ফেলতে বলছি না। হ্যাঁ। ধীরে, ধীরে নৈকট্যটা বাড়ান। এটুকুই করেন। আমার ধারণা নিজেকে সে পুরোপুরি চেঞ্জ করাটা আসলে তাহলে দেখা যাবে আরেক ধরনের মানসিক চাপের মধ্যে দিয়ে যাবেন। "হ্যাঁ, এটা ঠিক হচ্ছে না। আমি তো এটা না।" হ্যাঁ, ভা ভান করছি। সেটা হওয়া উচিত না আসলে আমার মনে হয়। এই। আমি জাস্ট এইটুকুই বলবো এইটুকু চেষ্টা করে দেখেন। আশা করি আপনার সমস্যার সমাধান হয়েই যাবে।
উ এ জি। জি। জি, জি। জি, জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আম চমৎকার, চমৎকার। ঠিক, ঠিক, ঠিক। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি এত সুন্দর পরামর্শ দিলেন। আর শুধু সুন্দর না, আমি বলবো যে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। আ আমার জীবনের জন্য অন্তত। তো আমি আশা করছি যে আমি যে সমস্যাটা বোধ করছি সেটা আমি এ সমাধানের পথে নিশ্চয়ই যাবো এবং আমি মানসিকভাবে সুস্থ উম <smacks lips> হয়ে যাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক, অনেক শুভকামনা।